হ্যাঁ, আর অনেকদিন পর দেখা হলে তো একটু তো সময় নিয়ে আসেই তারা মানে যতই ফোন দিক আর না দিক সেইটাই জমা তো থাকবেই।
সময় নেয় প্রচুর গল্প জমা হয়ে থাকে। প্রচুর গল্প জমা হয়ে থাকে। এর শুরু হয় সেই মানে জীবনের ১ম দিককার গল্প থেকে শুরু হয় এটা শেষই হতে চায় না আরকি।
হুম, জি, আ হ্যাঁ, হ্যাঁ, অনেকদিন পর দেখা হলে তো একরকম কথা। আর হঠাৎ দেখা হয়ে যাওয়া আরেক রকম মানে হয় না যে হঠাৎ রাস্তায় দেখা হয়ে গেল, "আই তুই এখনই আয় আমার বাসায়।" এরকমও তো হয়। দ এমন হলে হ্যাঁ, হ্যাঁ আর যদি আসে আসার পর কি তাকে জিজ্ঞেস করেন যে, "ভাই তুমি কি খাবা? এতদিন পর সাথে তোমার পরে দেখা হল। আসো তোমার জন্য এইটা রান্না করি।" যদি থাকে আরকি জিনিসগুলা সেটা মেইনটেইন করেন তো?
হ্যাঁ। একদম, একদম, না। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এরকম প্রচুর হয়, প্রচুর হয়। আ হ্যাঁ। কিছুটা তো থাকেই। কারণ হচ্ছে এখন তো আ দেখা যায় যে আ স্বাস্থ্য নিয়ে কিন্তু আগের চেয়ে আমরা মানুষ অনেক সচেতন হইছি। হ্যাঁ?
হ্যাঁ। একদম।
আর আ বেশ কিছু রোগ জীবাণু চলে আসছে আমাদের আ সোসাইটির ভিতরে। আ এটা মানে ঘরে, ঘরে যেমন ডায়াবেটিস তারপরে হৃদরোগের একটা ঝামেলা। তারপরে ধরুন ওবেসিটি আছে, মোটা হয়ে যাওয়ার ভয় আছে। তো আগে যেমন এগুলা নিয়ে অতটা কেয়ার করা হইতো না যে আসবে মানে গরুর মাংস থাকতেই হবে
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটাই। হ্যাঁ, গেস্ট তো।
এখানে একটু আ চিংড়ি থাকতে হবে। ঠিক আছে? একটু দেশি মুরগি থাকতে হবে। এই ৩ টা আইটেম কমন ইলিশ মাছ রাখতে হবে। তো এখন হইসে কি অনেকে তেলটাকে এভয়েড করতে চায়
স্বাভাবিক। কারণ স্বাস্থ্য সচেতন তো এখন বেশ চলছে। ট্রেন্ড এই বলা চলে।
আ অতিরিক্ত স্বাস্থ্য সচেতন বাড়ছে। তো আ আ হ্যাঁ চলছে। আ এইজন্যই বলা চ চ এখন দেখা যাচ্ছে আগে পোলাও মানে সবাই খুশি হইত। এখন পোলাও দেখলে অনেকে বেজার হয় বলে, "আ ভাই একটু সাদা ভাত আছে না? <chuckles> সাদা ভাত লাগবে।" <chuckles> সাদা ভাতও করত
ভাত ভাত বসিয়ে দেন। জি। বেশি যেতে পারে না। না হলে বলত যে, "ভাই একটু ওটস ও দিয়ে দেন।" <chuckles>
<chuckles> হয়তোবা মানে খুব ক্লোজ কিছু হইলে হয়তো সেটাও চেয়ে বসতে পারে। বাট আই থিংক এই বিষয়গুলা এখন আ অনেক মজার এবং আ আমি বলবো এটার পজিটিভ দিকটাও আছে। যেমন সালাদের কথা যদি বলি। আগে কিন্তু সালাদ বলতে আমরা বুঝতাম মানে এ এ একটা পেঁয়াজ কেটে একটা শশা আর একটা টমেটো কেটে দিলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এখন তো দেখা যাচ্ছে অনেকে শুধু সালাদই খায়। তো তার, তার জন্য তো একটা স্পেশাল আয়োজন বা সালাদের একটা আ ডিশ যেটাকে বলে প্রপার ডিশ এরকম ডিশ কিন্তু একটা বানায় দিতে হয়। যার কারণে রান্নার একটা বৈচিত্র্য আসছে এবং মেহমানদারিতে কিন্তু একটা বৈচিত্র্য চলে আসছে। আমার মনে হয় আগের চেয়ে একটু পার্থক্য আমরা এখন মানে দেখতেই পারি।
<chuckles> সেটাই। উ শসা টমেটো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটাই।